হ্যাঁ, অবশ্যই। মানে আ আমার কাছে মনে হয় যে যখন আ নেটওয়ার্কিং এর ব্যাপারটাতে আ আসলে আমি মনোযোগ দেই, তখন আমার মনে হয় যে কিভাবে করা যায় তার সা কারো সাথে নেটওয়ার্কিং, সেক্ষেত্রে অবশ্যই আমি যাদের সাথে নেটওয়ার্কিংটা তৈরি করতে চাই, তাদের সান্নিধ্যেতে তো আমাকে আসতে হবে। হ্যাঁ? তাদের সান্নিধ্যে আসার আ একটা বড় কৌশলই হচ্ছে কিন্তু তাদের সাহায্যে এগিয়ে আসা। হুম? তো আমি আমার ক্ষেত্রে যখনই কারো সাথে নেটওয়ার্কিং করতে চাই, প্রফেশনাল বা ধরুন আ ব্যক্তিগত ব্যাপারেও যদি নেটওয়ার্কিং তৈরি করতে হয়, আমি দেখি যে কোন মানুষগুলোর সাথে আসলে আমার নেটওয়ার্কিং করতে হবে এবং সেক্ষেত্রে আমি তাদের সান্নিধ্যে আসতে চাই এবং তাদের সাথে আ তাদেরকে সাহায্য করার মাধ্যমে আমি আসলে সম্পর্কটাকে ঘনিষ্ঠ করতে চাই। দেখুন আপনাকে যদি এক
হু, হু। অবশ্যই, হ্যাঁ। রাইট। হুম। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি আগে তাদেরকে চুজ করে নেন, যে কাদের সান্নিধ্যে আপনি যেতে চান। এ আ আচ্ছা, আচ্ছা।
একদম। একেবারেই তাই। আ আপনাকে ধরুন আ কেউ কেন আ আপনার স আপনার জন্য নেটওয়ার্ক হবে? বা কেউ কেন আপনার ব্যাপারে আরেকজনকে কথাটা বলবে। আ আপনার তার জন্য কিছু না কিছু একটা অবদান তো রাখতেই হবে। তাই না? তো আমার কাছে মনে হয় যে আ মানে নেটওয়ার্কিং করার জন্য আ প্রথমত হচ্ছে তাদেরকে আমার যে এফোর্টটা দেখাতে হবে। যে তারা আমার আ কাছ থেকে কি পাছ কি পাবে বা কি পাচ্ছে। আ ধরুন যে উম যদি আমি আমার নিজেরই কোনো কথা বলতে চাই, তাহলে আ এমন হয়েছে যে আমি এখন যেখানে পড়াশোনা করি
রাইট। উ হু। আচ্ছা, আচ্ছা। উহু।
ওখানে একজন টিচার আছেন, আ আমার আ শ্রদ্ধেয় টিচার। উনার নাম হচ্ছে হেনি পেন্সার। তো আমি উনার আন্ডার এ আসলে PhD-টা করতে চাইছি এখন। আ তো আমার কাছে মনে হচ্ছিল যে উনার সাথে আমার একটা বন্ডিং তৈরি করা উচিত। এখন উনি আমার সাথে বন্ডিংটা কিভাবে তৈরি করবেন। আ তো মাঝখানে আমি দেখলাম উনাকে LinkedIn এ একটা জিনিস শেয়ার করতে যে উনি একটা ব্যাপার নিয়ে সার্ভে করছে। উনি নিউরোডাইভার্স বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে। তো আমার আবার ওই ব্যাপারটাতে হু, হু।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, দ্যাট মিনস এটা হচ্ছে আপনি যেমন হচ্ছে তাদেরকে বা আপনি যাদের সাথে নেটওয়ার্কিং করতে চাচ্ছেন, তাদেরকে যেমন আপনি জ যাচাই-বাছাই করছেন, আপনি নিজেকে যাদের সাথে নেটওয়ার্কিং করতে চাচ্ছেন তাদের কাছে নিজেরও একটা পরিচয় বা একটা নিজের একটা এক্সপার্টাইজ বা নিজের যেই আপনি যে তাদের নেটওয়ার্কিং এ থাকতে পারেন বা তারা নেটওয়ার্ক এর পরিসর বৃদ্ধির ক্ষেত্রে আপনাকে স মানে আপনার সঙ্গ দিতে পারে, এটার একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন। মানে দেওয়া নেওয়ার একটা বিষয় এখানে চলে আসছে মেবি?
হু, হু। হুম। একদম। একেবারেই তাই।